হু, হু।
হ্যাঁ, পাহাড়ের নিচ দিয়ে একটা ওই কেন জানি ওই পা পানি একটা প্রবাহ থাকে, হালকা পানি, হ্যাঁ? একটা নালা দিয়ে স স্বচ্ছ পানি বের হয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে আমি গেছিলাম তো দেখলাম। আপনার কি লক্ষ্য হয়েছে?
হাল্কা, হাল্কা, হাল্কা। আ হ্যাঁ, ওই পানিটা ওরা খায় ওই পানিটা ওরা খায়। ওই পানিটা দেখা যাচ্ছে ওই, ওই অনেক সময় বালু থাকে। বালুর ভিতর ওরা গর্ত করে রাখে। ওখানে একটা ছোট্ট মতো কু পানি জমে। সেই পানিটা ওরা উপর থেকে তুলে, তুলে নিয়ে খায়।
আচ্ছা, এ হ্যাঁ। আ হ্যাঁ। পানি জমে। হুম। হ্যাঁ। আর আপনি
তো, অ্যা এহ জি, জি।
ই ওইযে দক্ষিণ ভারতে আমি গেছিলাম তো ওখানে প্রচণ্ড গরম বুঝছেন? আমাদের জ্যৈষ্ঠ মাসের যে গরমটা এর সঙ্গে আরও 20% যোগ করেন। তো কষ্ট হয় আরকি মানে রোদে চলাফেরা করতে কষ্ট, কষ্ট হয়। আর আ আশ্চর্য ব্যাপার, ওখানকার লোকেরা আবার ছাতা ব্যবহার করে না।
জি, জি, জি, জি। জি, জি, জি, জি। হুম, হুম, হুম, হুম। হু, হু। জি, জি, জি, জি, জি।

ছাতা ছিল আর ওখানে- ওখানে- ওই যে ই ছিল। আপনার হোলো কিছু ঝাউবন ছিল, হ্যাঁ? ওইযে
অ্যা এখন থেকে অ হ্যাঁ, হ্যাঁ। এখন নাকি ওগুলাতে
এখন অনেক আর্ন উন্নত করেছে। হুম, হুম, হুম, হুম, হুম। এখন অনেক উন্নত করেছে।
বড়, বড়, হোটেল হয়েছে, নামকরা হোটেল নাকি এখন এবং খুব উব বিলাসবহুল হোটেল আর কি!
জি, জি। জি, জি, জি, জি। এখন অনেক উন্নত করেছে। <clears throat> হুম, হুম।
তবে ব্যাপারটা কি? মানে, ওই কুয়ার ব্যাঙ একটা কথা বলে না আমাদের বাংলা ভাষায়? মানে, আপনি বাড়ি আর এই বাজারের কাছাকাছি ঘুরবেন তাতে কিন্তু মনের আপনার প্রসারতা হবে না। আপনি যখন বাইরে যাবেন, দেশেই যান, হ্যাঁ? তখন আপনার মনটা ভো অ অভিজ্ঞতা হবে। আপনার সেখানে একটা নতুনত্ব পাবেন। মনের একঘেয়েমিটাও কাটবে। কত আর ওই আমাদের বাড়িতে বসে থাকি, তাই না?
জি। জি, জি, জি। উ উ উ হুম। উ হুম, হু, হুম <clears throat> উ হু। জি, জি, জি। জি, জি, জি, জি। জি। জি, জি। জি, জি, জি, জি। হু। আসলে <clears throat> আমাদের জীবনে <smacks lips> আ মোড় ঘুরাইতে গেলে বা জীবন কিন্তু আনন্দ উপভোগ করতে গেলে, আমাদের অবশ্যই ভ্রমণে যাইতে হবে। <smacks lips> সেক্ষেত্রে আমাদের মন, মস্তিষ্ক তারপরে চিন্তা-ভাবনা সবকিছু একটা ফ্রেশ নিয়ে আসে। তো আমি মনে করি <clears throat> যে মানুষ হিসেবে আমাদের একঘেয়েমি জীবনযাপন থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে ভ্রমণের যে কিন্তু কিছুটা হলেও আমরা সতেজ <smacks lips> নিজেদের ভিতরে, নিজেদের ভিতরে একটা সতেজতা নিয়ে আসতে পারি।
হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ। হ্যাঁ। তবে আমার একটা বিরাট ইচ্ছা আছে। এ্যা এটা অনেক ব্যয়বহুল। সেটা একবারে ব্রিটিশ মিউজিয়াম
জি, জি। জি, জি।
যাওয়া, মানে ইংল্যান্ডে আর কি! আর ওই যে ওখানে এ্যা আপনার ব্রিটিশ মিউজিয়াম আর ক্যামব্রিজ আর অক্সফোর্ড বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি ২ টা। এই ইউনিভার্সিটিতে মানে আপনি যদি science-এর ছাত্র হলে তাহলে নিশ্চয়ই জানবেন ক্যামব্রিজে আপনার এই যে স্যার 'আইজ্যাক নিউটন' আর আমাদের যে 'চার্লস ডারউইন' ডারউইনের যে, যে, evolution theory, ও ও এই ২ জন বিখ্যাত। আমাদের বাঙালি বিজ্ঞানী 'জগদীশ চন্দ্র বসু' কিন্তু ক্যামব্রিজের ছাত্র। আপনার হয়তো জানা আছে। আ যাই হোক, ওই দুটো প্রতিষ্ঠান আমার দেখার খুব ইচ্ছা আছে। ২ টা না হলে একটা অন্তত। আর আরেকটা জিনিস জানেন? আই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ৪৪ জন ছাত্র এ পর্যন্ত এ্যা মন্ত্রী এবং প্রেসিডেন্ট গোটা পৃথিবীতে। তার মধ্যে আমাদের 'ইন্দিরা গান্ধী' আছে, তারপর 'জুলফিকার আলী ভুটো'। মানে গোটা পৃথিবীতে ৪৪ জন প্রেসিডেন্ট এবং মন্ত্রী কোন ইউনিভার্সিটিতে, হ্যাঁ? মানে কোন ছা এত ছাত্র ছাত্রী উম
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, জি, জি, জি, জি। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। জি, জি, জি। জি, জি, জি, জি। অবশ্যই। জি, জি, জি। জি, জি, জি। হু, হুম। হু, হুম। হু, হুম। হু, হুম। হু, হুম। জি, জি, জি, জি।
প্রেসিডেন্ট, মন্ত্রী হয়নি। অক্সফোর্ড ইউনিভার্সিটি এত বিশ্ববিখ্যাত। যাই হোক, এইগুলোতে আমরা যদি ভ্রমণে যেতে পারি তাহলে একটা বিরাট আর কি হবে। কিন্তু খুব ব্যয়বহুল।
জি, জি, জি, জি। জি, জি। হুম, হুম। অবশ্য ব্যয়বহুল কিন্তু সেক্ষেত্রে
আর, আর, একটা ব্যাপার ওই লন্ডনের ভিসাটাও পাওয়া খুব টাফ ব্যাপার কিন্তু এখন আ ওইটাও খুব পাওয়া কঠিন।
হুম, হুম, হুম। জি, জি, জি, জি, জি। আসলে সবকিছু তো অ ব্যয়বহুল তো আছেই। সবকিছু আমাদের সাধ্যেও থাকতে হবে, হ্যাঁ? এ্যা ইচ্ছা থাকলেই হবে না। ইচ্ছা থাকলে <clears throat> উপায় হয় ঠিকই আছে। তারপরে ইচ্ছার সাথে সাধ্যেরও একটা ব্যালেন্স থাকতে হবে। তা না হলে, অ
হ্যাঁ, সাধু থাকতে হবে, হ্যাঁ। হ্যাঁ। ব্যাপারে, না, নাম অ্যা আপনি মনে করেন যে ইংল্যান্ডে যাইতে গেলে মিনিমাম ৳১,৫০,০০০ মতো এখন বিমান ভাড়া আছে গেল। আর ম একটা নিম্নতম হোটেলেও ৳১০,০০০ লাগবে আমাদের বাংলাদেশি মুদ্রায়। খাওয়ায়, মানে প্রতিদিন আপনার ৳৩০,০০০, ৳৩৫,০০০ খরচ যাবে বাংলাদেশি মুদ্রায়। হ্যাঁ, তাই এটা আপনি ১৫ দিন
জি, জি, জি, জি, জি। <clears throat> জি, জি, জি, জি। জি, জি, জি। জি, জি, জি, জি, জি। হু, হুম। জি, জি। জি, জি, জি।
থাকলে বিশাল একটা তো যাই হোক, এর মধ্যে আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ চেষ্টা করব ভ্রমণে যতদূর পারা যায়। আর না হলেও আ দেশের অনেক জায়গা আছে আমাদের, হ্যাঁ?
হুম। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। হুম, হুম।